হ্যাঁ দেখুন, আমি যখন আসলে ঘুম থেকে উঠি তখন কিন্তু সর্বদা এ কাজগুলো বা এই যে আসলে সূর্য দেখার যে অনুভূতি, সেটা দিয়েই কিন্তু আসলে সকালটা শুরু করি। এবং আ সবচাইতে আসলে ১ টি ব্যাপার আমি ফলো করার চেষ্টা করি যে আমি যখনই আসলে ঘুম থেকে উঠি, আ তখন কিন্তু আসলে অ্যা যখনই আসলে উঠবো তখন ১ ঘন্টা কিন্তু আসলে আমি মোবাইল ফোন ব্যবহারের যে ব্যাপারটি, সেটা থেকে কিছুটা আসলে অ্যা দূরে রাখি। এবং আমি ১ ঘন্টা কোনভাবেই কিন্তু কোনো স্মার্টফোন আসলে ব্যবহার করব না, একদমই। তো তারপরে আসলে দেখা যায় যে যখন আসলে আমি সূর্যটা আসলে ১ম এ দেখি, তখন কিন্তু আসলে এই যে আসলে দিনটা শুরু হলো। আমাকে কিন্তু সেই দিনের প্রতি নতুন আশার যে আলোটা বা আমার এই দিনটা আসলে অনেক ভালো যাবে। এই যে একটা উদ্দীপনা, সেটা কিন্তু সেই জায়গা থেকেই আমার শুরু হয়। এবং আমি যখন আসলে এটা আসলে যখন আলোটা দেখি, তখন কিন্তু আসলে আমার মনের মধ্যে কিন্তু এক অন্যরকম আসলে অনুভূতি কাজ করে। যেটা কিন্তু আসলে সারাটা দিন নিজেকে সজাগ এবং আ সচেষ্ট রাখতে কিন্তু আসলে সাহায্য করে।
হুম। হুম। আচ্ছা। এটা বেশ ভালো একটা অভ্যাস। হু, হু, হু। জি। হুম। হু। হু, হু, হু। হুম। হু। হু, হু। আ আচ্ছা। তো এই যে ঘুম থেকে ওঠার পরে সূর্য দেখার ব্যাপারটা আপনি বললেন। অনেকে আবার আ অ আর ভোরের দিকে উঠে একটু আ আ যে যার ধর্মের আছে নামাজ পড়েন, কেউ হয়তো পূজা-আর্চা করেন, যে যার ধর্মে আছেন সেই কাজটা করে থাকেন। তারপরে আবার কেউ আ শরীরচর্চার বিষয়টাও অনেক আ ক্ষেত্রে করে থাকেন। তো আপনার ক্ষেত্রে কি এরকম কোন রুটিন আছে যেটা আপনি ফলো করেন সকালবেলা?
হুম। একদম, একদ একদম। হ্যাঁ, সকালবেলাউ কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু আসলে অ্যা নামাজ পড়ার যে ব্যাপারটি, সেটা কিন্তু আসলে করা হয়। এবং তারপরে কিন্তু আসলে এই যে আ সূর্য দেখলাম বা একটু বাইরে বের হলাম। বাইরে বের হয়ে যখন আসলে আ নামাজ-কালাম পড়ি, তখন দেখা যায় যে এইযে শরীল চর্চার যে ব্যাপারটা বা কিছুটা কিন্তু আসলে অ্যা ব্যায়ামের মত কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে হয়। তো এরপরে যখন আসলে বাইরে বের হই, তখন যে মৃদু বাতাসটা, সেটা যখন আ মনে হয় নেই, তখন মনে হয় যে হৃদয়ের মধ্যে এক অন্যরকম আসলে আ প্রশান্তি কাজ করে। তো আমার সকালটা আসলে এভাবেই শুরু হয়। এরপরে কিন্তু আসলে আ নানান কাজে আসলে ব্যস্ত হয়ে যাই। এই আরকি।
হুম। হুম। আচ্ছা। হু, হু, হু, হু। হুম। জি, জি, জি। হুম। হুম। আচ্ছা। আর ভোরের বাতাসটা তো ও মনে হয় অন্য সময়ের বাতাসের থেকে অনেক বেশি ফ্রেশ থাকে। যেটা আসলে উম গায়ে লাগলেও বেশ একটা ভালো অনুভূতি দেয়। তো আসলে এই যে উম এইটা তো একটু আ মানে আপনি আ উম কি, কি সকালবেলা করেন মানে একটু হয়তো হাঁটতে গেলেন বা এই ধরনের কথাগুলো বললেন। তো আ যখন মানে তে এরপরে হয়তো আপনার কোনো কাজে যেতে হয় বা যদি পড়াশোনা কর অনেকে পড়াশোনা করে থাকে তাদের পড়াশোনার ক্ষেত্রে যেতে হয়। তো সেক্ষেত্রে যে নাস্তা করার একটা বিষয় থাকে, অনেকে নাস্তাটা না করে চলে যায়। তো নাস্তাটা কি আসলে করেন নাকি আপনিও আসলে এই নাস্তাটা স্কিপ করে যান?
হ্যাঁ এক <laughs>